বরাবরের ন্যায় প্রতিদিনই আমার যে নিয়মিত কাজগুলো থাকে, সেগুলো প্রতিদিন করতে যাই। কিন্তু করতে গিয়ে স কাজগুলা সম্পূর্ণ করা হয় না একটা সময়। পিছিয়ে যায় কাজ করার সময় বা আ দিন। তো এটা এমন হচ্ছে, যে যখন আমি কোনো কাজের জন্য একটু চিন্তা-ভাবনা করছি যে, "এখন আমার মন চাচ্ছে, আমি এই কাজটা করব।" তো সেটা আমি তাৎক্ষণিক শুরুও করে দিচ্ছি, কিন্তু শুরু করার পরেই আমি আর জিনিসটাকে কন্টিনিউ করতে পারছি না। ঐ কাজটা শুরু করার হয় ৫ মিনিট, ১০ মিনিট এমন কিছু সময় হয় যে, ২০ মিনিট, ২৫ মিনিট যখন আপনি কাজের অ্যা ভেতরে আমি যখন অত গভীরে ঢুকে যাই, তখন হয়তোবা কোনো একটা ফোন আসলো। এসে আমাকে বলতেসে যে, "ও একটা জায়গায় যেতে হবে, অ্যা তো আপনি আসেন।" তো তাৎক্ষণিক এখন ওই জায়গায় না তাকে নাও বলা যায় না এবং আমি কাজটা যে ওখানে কমপ্লিট করব, সেরকম কোনো আর সময়ও সময়ও থাকে না। ও বাধ্য হয়েই কাজটা মাঝপথে আটকে রেখে বা ফেলে রেখে আমাকে যে চলে যেতে হয়। <smacks lips> তো এইভাবেই আরকি মানে সবসময় একটা করে সময় যাচ্ছে যে, যখনই কাজে আসি, তখনই কোনো না কোনো আরেকটা কাজ বের হয় এবং আবার দেখা যাচ্ছে যে, অ্যা কাজ অনেক সময়ে মানে, আমি চিন্তা করে রাখছি যে, "কাল বা পরশু থেকে এই ধরনের আমাকে এই কাজটা করতে হবে।" আবার দেখা যাচ্ছে, অলসতা একটা নিজের মধ্যে চলে আসে, "আচ্ছা, ঠিক আছে! আমার হাতে এখন অনেক সময় আছে। আমি কালকে কাজটা করব বা এইভাবে করব।" তো এভাবে করতে, করতে আসলে আমার দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কাজের যে কাজ, সেটা আসলে মূলত হচ্ছে না। ও এটা আসলে কি করা যেতে পারে? আ
আপনাকে বেশ এ চিন্তিত মনে হচ্ছে এ বিষয়টা নিয়ে। আর চিন্তাটাই স্বাভাবিক কারণ কাজগুলো পিছিয়ে যাচ্ছে। নিশ্চয় এই কাজগুলো সম্পন্ন হওয়ার সাথে, সাথে অন্যান্য কাজের এবং আপনার পারফরম্যান্সের একটা সম্পর্ক আছে। তো আ দুঃখ পেলাম আপনার উ কথা শুনে যে, বারবার এটা আপনার সাথে হচ্ছে। তবে আ আপনি যদি নিজের উপর ভরসা রাখেন অবশ্যই এই ধরনের আ পরিস্থিতি থেকে আপনি উতরে যেতে পারবেন। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে, এটা কি আপনার সাথে আ এ এখনি ঘটতেছে এই বিষয়গুলো? নাকি আ আপনি অনেক আগে থেকেই এ এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান? যে আপনার প্রতিটা কাজই হয়তো একটু পিছিয়ে যাচ্ছে বা আপনি সময় মত শেষ করতে পারছেন না। মানে এটা কি রেগুলার হয় ঘটনা? নাকি উম এই কিছুদিন হলো এটা আপনি টের পাচ্ছেন? মানে কোন ধরনের প্যাটার্ন কি আপনি খুঁজে পেয়েছেন আপনার এ এ এই বিষয়টার মাঝে?
উ জ্বি। হু, হু। উ জ্বি। হু, হু। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হ্যাঁ। জি অবশ্যই। আসলে এটা আ আমি রেগুলারও বলব না। আবার যে বলব যে রেগুলার হচ্ছে না, সেটাও না। আর বেশিদিন থেকে না। এটা এ বেশ অল্প কিছু সময় থেকে কয়েক মাস থেকে দেখা যাচ্ছে যে ৬ মাস, এরকম একটা সময় হবে। তো আমি আসলে একটা জিনিস তখন থেকেই খেয়াল করলাম যে আমি আসলে অ্যা এত চাপ আমার উপরে কেনো? আমি আমি সর্বপ্রথমে আগে আমার নিজের উপরে অনেক চাপ অনুভব করলাম কাজের ক্ষেত্রে। তো আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম যে আমার উপরে এত চাপ হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে, "আমার চাপগুলো কোথায় থেকে আসছে?" তো আমি একটা জিনিস পরে চিন্তা করে দেখলাম যে আসলে আমি যে এত কাজগুলোকে আসলে সম্পূর্ণ করতে পারছি না তো, তো কাজগুলো শেষের দিনকে দিন পেন্ডিং হয়ে থাকবে এবং ওই কাজগুলোতো দিন শেষে আমাকেই করতে হবে। তো এইটা আসলে পেন্ডিং হওয়ার কারণটা আমি খুঁজতে গিয়ে দেখলাম যে যখন আমি কোনো কাজে বসি বা আমি কাজ করতে শুরু করে দেই, আ তখন আ দেখা যাচ্ছে যে আমি বেশিরভাগ কাজ যে আমার বাসা থেকেই করি মূলত। তো এইক্ষেত্রে হয় কি? যে বন্ধু-বান্ধব বা দেখা যাচ্ছে আশপাশের যারা আছে যাদের সাথে আমি ও মেলামেশা করি, উঠা-বসা করি। তো তারা অনেক সময় বাসায় আসে এবং আসার পরে দেখে যে আমি রুমের মধ্যে আছি। কিন্তু আমাকে ডাক দেয় যে, "যদি ফ্রি থাকো তাহলে চলো একটা জায়গা থেকেই ঘুরে আসি। "এখন আমার আমার কাছে মনে হয় যে, "একটা বন্ধু আসল বাহির থেকে আমার বাড়িতে আসলো আমাকে ডাকার জন্য। ঠিক আছে। আমি কাজটা তাহলে অ্যা পরে এসে করি, রাতের দিকে করব।" তো যখনই যাই ধরেন বিকালের দিকে গেলাম তখন আমাকে ফিরতে ফিরতে রাত ৭ টা ৮ টা বাড়ির মধ্যে চলে আ স ৭ টা ৮ টার মধ্যে চলে আসি। এরপরে তখন ফ্রেশ-ট্রেশ হয়ে ওই কাজটা করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় ওই কাজের প্রতি যে আমার স্পিড বা আগ্রহটা থাকে সেটা তখন আর কাজ করছে না। ফলে কাজটাকে আমি পিছিয়ে দিলাম। তখন বললাম যে, "ঠিক আছে, আমি কালকে আবার কাজটা করব।" আসলে এভাবেই করতে, করতে আসলে আমার একটা মানে লেংদি হয়ে যাচ্ছে কাজের ব্যাপারটা।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। উ হুম। আচ্ছা। করতে। হ্যাঁ। তো আ হ্যাঁ, আম বিষয়টা বেশ বেশ দুঃখজনক। আ আসলে আ আমার মনে হয় আপনি এ দুটো বিষয় একটু আ মনোযোগ দেয়াটা ভালো হবে আপনার জন্য। একটা হচ্ছে যে এ প্রফেশনাল যে জায়গাটা আছে, প্রফেশনাল জায়গাকে কিন্তু অ ব্যক্তিগত জায়গা থেকে একটু আলাদা করে দেখতে হবে। আর উম তাহলে হবে কি? আপনি যে আপনার কমিটমেন্ট যেটা আছে, আপনার কাজের প্রতি যে কমিটমেন্ট আ সেই কাজ কমিটমেন্টটা কিন্তু ঠিক থাকবে এবং আপনি তো জানেন যেহেতু আপনি অনেকদিন থেকে কাজের মাঝে আছেন। যে কমিটমেন্ট এবং ডেডলাইন এটা যদি আমরা সঠিকভাবে আ নিয়ন্ত্রণ করতে না পারি, মেটাতে না পারি, তাহলে এটা কিন্তু আমার পারফরম্যান্সের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করতে পারে। এটা হয়তো এই মুহূর্তে আপনার জন্য ক্ষতিকর হচ্ছে না। কিন্তু সামনে গিয়ে কিন্তু এটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি বলবো ১ম এই আপনার প্রফেশনাল যে কাজগুলো আছে, সেটা থেকে ব্যক্তিগত কাজটাকে আলাদা করা এবং আপনি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম বা, বাসায় থেকেই বেশিরভাগ কাজ করেন, আপনার আ ম পরিবারের যে লোকজন আছেন আ লোকজন আছেন তাদেরকে বলা এবং আপনার বন্ধু-বান্ধব যারাই আপনার সাথে আসুক বা, বাসায় আসুক বা, আত্মীয়স্বজন যেই আসুক না কেন? তাদেরকে একটু বলে রাখা যে, "আমি এই মুহূর্তে অফিসের কাজে ব্যস্ত আছি বা, আমি এই ধরনের কাজে ব্যস্ত আছি। এই মুহূর্তে আমাকে এ ডিস্টার্ব না করা।" মানে আমার কাজে যেন ব্যাঘ বিঘ্ন না ঘটায় এ ধরনের একটু আপনি আপনার দরজার সামনেও কিন্তু একটা ছোট করে বে একটা সাইন লিখে রাখতে পারেন যে, "নো ডিস্টার্ব," তখন হবে কি? তারা কিন্তু নিজের মন থেকে একটা অনুধাবন করবে যে, "উনি একটা কাজের মধ্যে ব্যস্ত আছেন। এখন হয়তো আমার ডিস্টার্ব করাটা ঠিক হবে না।" তো এই বিষয়টা আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। যে আপনার যে কাজটা করেন অনেক সময় দেখা যায় যে কাজটা যদি আমার কাছে ভালো না লাগে বা, সেই ধরনের স্কিল যদি আমার না থাকে, তাহলে কিন্তু কাজের প্রতি আমার মনোযোগটা কমে যায়। মনে হয় যে একটু পরে করি। তো কাজটা কি আপনার কাছে আনন্দদায়ক মনে হয়? যে, না, এটা আপনি পছন্দ করছেন? এরকম কি কিছু ঘটে? না কোনো বিষয় আছে এখানে?
জি। হুম। জি। হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। জি। আচ্ছা। হুম। জি। হুম, হুম। হ্যাঁ। জি। হুম, হুম। জি। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। জি। জি। হ্যাঁ, অবশ্যই। কাজটা আমার কাছে অনেক সময় আনন্দদায়কই মনে হয়। কারণ, এ এই কাজ আসলে আনন্দদায়ক করে না নিলে তো অনেক সময় দেখা যাচ্ছে যে, কাজটা অনেক জটিল হয়ে যাবে, ইজি কাজ। তা আমি কাজটাকে অনেক মানে উপভোগ করি। কিন্তু যখন আসলে ঐযে বললাম, কাজের কাজ শুরু করার পরেই যখন দেখা যাচ্ছে যে, আমার কাজের আমি অনেক গভীরে চলে গেছি জি, জি। সেখান থেকে আগাত কাজটা একবারে ফিনিশিং না দেওয়া পর্যন্ত আর বের হতে আমি পারবো। তো এমত অবস্থায় আ যখন আসে কেউ ডা ডাকে আমাকে পাশ থেকে কেউ ডাকে বা, বন্ধু -বান্ধব ফোন করে হ্যাঁ, অ অনেক সময় দেখা যাচ্ছে অয় কোন কাজ নেই। কিন্তু সে বুঝতে পারতেছে যে আমি কাজে আছি। কিন্তু তারপরেও সে আমাকে জোর জুলুম করে যে বলে, "ঠিক আছে, আ ১০ মিনিট পরে এসে কাজটা করো। বা, ৫ মিনিট পরে এসে করো বা, আমার একটু এই এই সময়ে এই প্রবলেমটা আছে, এইটা একটু সল্ভ করে দিয়ে তুমি কাজটাতে ধরো।" তো এই এই ধরনের যখন কথাগুলো বলে তখন একটা ক্লান্তি ভেতরে চলে আসে এবং একটা চিন্তা চলে আসে। ভয় আসে না এটা বলবো না কিন্তু ক্লান্তি এবং চিন্তা যে ব্যাপারটা, এটা কাজ করে। তখন মনে হয় যে আমি একটা রানিং কাজের মধ্যে আছি, তো এই কাজটাকে তো আমি হুট করে মাঝপথে তো আর ব্রেক দিতে পারি না। আমি অনেক সময় তাদেরকে বলি যে, "এভাবে তো আসলে কাজের সময় আসলে এটা তো ঠিক না। তোমরা আসো কিন্তু আমাকে আগে একটু নক করো যে, আমি ফ্রি আছি কিনা?" আ কিন্তু তারা বলে যে, "তোর কাছে আসতে আবার নক লাগবে?" বা, এরকম যেমন বন্ধু-বান্ধবরা যেটা আরকি করে সবসময়। তো এই যখন আমি আসলে এটা নিয়ে একটু চিন্তিত থাকি যে, আসলে এই মুহূর্তে আমি একটা কাজের মধ্যে ছিলাম যে আমি এটা শে শেষ করতে পারলাম না। তো এ নিয়ে একটু চিন্তা হয় আরকি। তখন মানে জি।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। তো এ টা প্রশ্নকে আমি একটু জিজ্ঞাসা করবো যে, আপনি যে কাজগুলো পিছিয়ে দিচ্ছেন, তাতে কি আপনি কখনো আপনার এ ক্লায়েন্ট আছে, আ তারা কি কখনো নেতিবাচক কোন মন্তব্য করেছে কিনা বা, আপনার এইটা কি কোন কখনো ক্ষতির কোন কারণ হয়ে দাঁড়ায়েছে কিনা?
আ অবশ্যই। হুম, হুম। জি। হ্যাঁ, অবশ্যই তারা তো নেতিবাচক আসলে এটা করেই। কারণ হচ্ছে যে, আ মানে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কাজ আমাকে ১ ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। কিন্তু আমি সেখানে ২ ঘন্টা সময় পার করে দিয়েছি বা, ২ ঘন্টাতেও আমি তাদেরকে তাদের সাথে কোন যোগাযোগ করিনি। কাজটা ক তাদেরকে কমপ্লিট করে দেইনি। এইক্ষেত্রে তারা তো একটু মানে একটু কড়া কথা বলেই। তো এই ব্যাপারটা নিয়েও অনেকটা চিন্তিত থাকি এবং আমাকে যারা যাদের জন্য আসলে আমার এই, এই কাজের মধ্যে মূলত ব্যাঘাতটা ঘটে, আমি তাদেরকে বলেই দেই যে তোদের জন্য আমাকে আজকে হয়তো বসের কাছে এই ধরনের একটা ঝাড়ি খেতে হলো বা, এইটাই আমার এই প্রবলেমটা হয়ে গেল। তখন বলতেছে, "আচ্ছা, ঠিক আছে।" তো ওরা বলে যে, "ঠিক আছে, তুমি পরে এটা ইয়ে করো।" কিন্তু দে এর মাঝখানে দেখবেন যে ২, ১ দিন আর ওই ধরনের কোন ডিস্টার্ব তারা করে না। কিন্তু কাজের কাজ যখন আবার ওই শুরু হয়ে যায় তখন একটু পরে থেকে আবার হুট করে তখন ওই জিনিসটা ওরা আবার শুরু করে দেয়। যে ডাকাডাকি বা, ফোন দেয়া। আ তখন একটা মানে কেমন একটা অবস্থা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই। যে আমি অনেক সময়ে তাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও নাও বলতে পারি না। আবার দেখা যাচ্ছে যে, হ্যাঁ, বলবো। কিন্তু আমি তো যেতে পারবো না। তারপরও আমি ওখানে হ্যাঁও বলতে পারছি না। মানে এই ধরনের একটা করে প্রবলেম আরকি জি।
হ্যাঁ। হু, হু, হু। বুঝতে পেরেছি। বিষয়টা হ্যাঁ, হ্যাঁ। অ্যা বিষয়টা আসলেই একটু জটিল আপনার জন্য। কারণ আপনার বন্ধুরাও আপনার কাছে মনে হচ্ছে খুবই প্রিয়। আর অ্যা কাজটাও আপনার জন্য অবশ্যই জরুরি। এটা আমাদের সবার জন্য জরুরী। তবে আমার মনে হয় আপনার বন্ধুদের সাথে আরেকটু কাউন্সেলিং করা উচিত। আ যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টা নিয়ে এবং আ মূলত উম ২ টো পরামর্শ থাকবে আপনার আ জন্য। প্রথমত হচ্ছে আপনার বন্ধুদের সাথে একটু কাউন্সেলিং করা। যে আ তাদের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো তাদের সাথে দেখা সাক্ষাতের যে সময়টা আছে, এটা কিন্তু আপনি একটু রুটিন করে দিতে পারেন যে, "আমি এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত কাজের মধ্যে ব্যস্ত থাকবো। তোমরা যদি আমার সাথে দেখা করতে আসো আ আ আ অনুগ্রহ করে আমার সাথে এই সময়টার পরে তোমরা চলে আসতে পারো।" এটা গেল নাম্বার 1। নাম্বার 2 আপনি আরেকটা কাজ করতে পারেন। যদি আ এমন unavoidable মানে আপনি ফেলতে পারছেন না, এমন কোন পরিস্থিতির আপনি সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনি একটা বিকল্প একটা সময় আপনি আ তৈরি করতে পারেন আপনার রুটিনের মধ্যে। যে আমি যদি এখন ১ ঘন্টা নষ্ট করি, তাহলে যেন আমি বিকল্প আরেক ঘন্টা এ এখানে আমি একটু সময়টা দিতে পারি। তাহলে আমার কাজের যে আ সব যতটুকু সম্পন্ন হওয়ার কথা ছিল, ওই সম্পর্কটুকু কিন্তু আমি সম্পন্ন করতে পারি। এটাও কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন। আরেকটা আমি একটু জিজ্ঞাসা করবো যে আপনি কি চেষ্টা করেছেন কখনো যে কাজগুলোকে একটু ছোট, ছোট ভাগে ভাগ করে আ মানে কয়েকটা খন্ডে ভাগ করে একটা খণ্ড শেষ করা, তারপরে একটু বিশ্রাম নেওয়া? এ ধরনের কোনো চেষ্টা কি করেছেন আপনি?
উম হুম। হ্যাঁ। হুম, হুম। হু, হু। জি। হু, হু। উ হু। উম জি। হ্যাঁ। জি। হুম। জি। হুম। হু, হু। জি। জি। হু, হু। আ হ্যাঁ, ইদানিং আমি এটা চেষ্টা করছি যে কাজগুলোকে একটু অল্প, অল্প করে ভাগ করে নেয়া। কারণ আমি বুঝতে পারছি যে তাদের প্রবলেমের জন্যই আমি বরাবর আমার কাজগুলোকে পিছিয়ে দিচ্ছি। তো আমি চিন্তা করলাম যে আমি একসাথে এতগুলো কাজ না নিয়ে বসে, আমি কাজগুলোকে অল্প, অল্প ভাগে ভাগ করে নিয়ে, আসলে কাজগুলো শেষ করবো। তাতে আমার হয়তো একটু সময় বেশি লাগবে। কিন্তু আমি একটা নিয়মের মধ্যেই শেষ করতে পারবো। তবে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে আমাকে অনেকটাই <smacks lips> হালকা মনে হচ্ছে এবং অনেক দারুণ লাগলো! কারণ আপনি অনেক সুন্দর এবং কি য সুন্দর, সুন্দর কিছু পরামর্শ আমাকে দিলেন। এর মধ্যে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে বা, ভালো লেগেছে সেটা হচ্ছে যে, দরজার মধ্যে আ একটা কোনো নোটিশ বোর্ড হয়তো একটা লি লিখে দেওয়া যে, কাজের সময়টাতে এ এটলিস্ট যে, "এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি ব্যস্ত, যে এই সময় তায়া ডিস্টার্ব যেন না করে কাজের ক্ষেত্রে।" এটা একটা চমৎকার আইডিয়া আপনি দিয়েছেন আমার এবং মনে হচ্ছে যে এ এরকম এমন একটা আসলে নোটিশ বোর্ড যদি আমি আমার দরজায় লাগাই, তাহলে হয়তোবা এটা অনেকটা কাজে দিতে পারে। অনেক উপকৃত হলাম আপনার কাছ থেকে পরামর্শগুলো পেয়ে এবং আপনার দেয়া সুন্দর পরামর্শগুলো অবশ্যই আমি আমার কাজের ক্ষেত্রে এপ্লাই করবো এবং সে হিসেবে কাজগুলো করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনা
হ্যাঁ। আপনার জন্য অনেক শুভকামনা। আশা করছি আপনি দ্রুতই আপনার সবগুলো কাজ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল আছে, এটা আপনি অর্জন করতে পারবেন।
জ্বী। হু, হু। ধ